আমার কাছে মনে হয় যে নিয়মিত ব্যায়াম রাখাটা সত্যিই চ্যালেঞ্জিং। তবে হ্যাঁ, যদি আমরা একটা রুটিন করতে পারি জীবনে আমি কিভাবে চলবো, দিনটা কিভাবে শুরু করব এবং শেষ করব তাহলে আমরা নিয়মিত ব্যায়ামটা করতে পারি বলে মনে হয়।
হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলেছেন একদম। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছেন একদম। তো এইযে এই জিনিসটা যে মানে ব্যায়াম করা যে একটা ভালো গুনাগুন বা এ দেখা যায় কি অনেকের ক্ষেত্রে এইযে ব্যায়াম করা বা ব্যায়ামের নিয়মিত থাকাটা কিন্তু অনেক আ বড় চ্যালেঞ্জের কারণ হইতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আ সময়ের যে বিষয় থাকে ঐটা হইতে পারে যে সে অনেক ব্যস্ত। অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে যে একটু আ মোটিভেশন এর অভাব থাকে যে মানে নিজের যে পরিবর্তন করা সম্ভব এই জিনিসটা অনেকের ক্ষেত্রে আ তারা বিশ্বাস করতে পারে না, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে টাকা-পয়সারও মাঝে মধ্যে একটু আ সমস্যা থাকে বা দেখা যায় সে মানে ব্যায়াম-ট্যায়াম না করে ওই জিনিসটা কাজের মধ্যে বা ওই জিনিসটা অফিস আওয়ারের মধ্যে আ দিতে চাইতেছে। তো ভাই আপনার এই বিষয়টা নিয়ে একটু যদি বলতেন যে মানে এরকম জিনিস বা কারো যদি ব্যস্ত মানুষ থাকে সে কীভাবে ব্যায়াম করতে পারে, তার দৈনন্দিন জীবনে?
হ্যাঁ, নিশ্চয়ই। হু, হু। যে থাক হ্যাঁ।